আসলে কিছু সময় যাবৎ একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এবং কোনোভাবে আরকি বুঝে উঠতে পারতেছি না যে এই জিনিসটাকে কীভাবে বের হব এই জিনিসটা থেকে। এবং সমস্যাটা এত বেশি গভীর হয়ে যাচ্ছে এবং এত বেশি সিভিয়ার হয়ে যাচ্ছে যে দিন, দিন আমার যে দৈনন্দিন কাজগুলো আছে, ওই কাজগুলোর মধ্যে কোনোভাবেই ফোকাস দিতে পারছি না। এবং অনেক সময় দেখা যায় যদি অনেক কষ্ট করে ফোকাসটা দিয়েও ফেলি, ফোকাসটা না ধরে রাখতে পারছি না। দেখা যায় হয়তো ৫ মিনিট ফোকাস দেই, তারপরে দেখা যায় আর ফোকাসটা ধরে রাখতে পারছি না। মনোযোগটা ধরে রাখতে পারছি না। তার ফলশ্রুতিতে যে জিনিসটা হচ্ছে যে আমার দৈনন্দিন কাজগুলো আমি ভালোভাবে করতে পারছি না। যেগুলো দেখা যেত আগে অনেক সুন্দরভাবে করতে পারতাম হয়তো, নির্ভুলভাবে করতে পারতাম, ওইটা না আর হচ্ছে না। এবং দিন, দিন দেখা যাচ্ছে যে কাজই করি, কাজে কিছু না কিছু ভুল থাকেই। হয়তো এটা ঠিক থাকলেও ওইটা ভুল হয়, ওইটা ঠিক থাকলও ওইটা ভুল হয়। মানে এই জিনিসটা দিন, দিন বেড়েই চলছে এবং মানে এতই বেশি বেড়ে যাচ্ছে যে নিজের প্রতি অনেক বেশি চিন্তা অনুভব হচ্ছে। এবং বুঝে উঠতে পারতেছি না যে কীভাবে জিনিসটা থেকে বের হব? আপনার সাথে যদি এই জিনিসটা নিয়ে কথা বলতাম এবং আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন, তাহলে আমার জন্য অনেক বেশি উপকার হতো।
হুম। আহ্ হা! হুম। আহ্ হা! হুম, হুম, হু। আচ্ছা। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আসলে আপনি আ খুব মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন। আ আমার জন্য খুব ভালো হয় আপনি যদি আপনার সমস্যাটা একটু বিস্তারিত বলেন যে কাজগুলো কেনো করতে পারছেন না, আসলে কি হচ্ছে, কে বা কি বাধা দিচ্ছে আপনাকে? হচ্ছেটা কি? একটু যদি খুলে বলেন।
জ্বি। এখানে যদি বলি আমাকে কে বাধা দিচ্ছে তাহলে আরকি বলতে হয় যে অনেকগুলা জিনিস আমাকে বাধা দিচ্ছে। এর মধ্যে সর্বপ্রধান যে যে ২ টা জিনিস সেটা হলো আমার ফোন এবং সোশ্যাল মিডিয়া। মানে এই জিনিসগুলার প্রতি আমি এত বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, দেখা যায় যে যখনই আমি কোনো একটা কাজ করি, আমার সাথে, সাথে কেন যেন আরকি ফোনের দিকে হাত চলে যায় এবং ফোন ইউজ করা শুরু করে দেই। দেখা যায় যেহেতু আমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন আমি এবং ফাইনাল ইয়ারে পড়তেছি তো আমার এখন যে সময়টা পার হচ্ছে যে মানে পড়াশোনার প্রতি আমার অনেক বেশি সময় দিতে হচ্ছে, পড়াশোনাটা যেহেতু এখন ২ ভাগ হয়ে গিয়েছে যে একটা আমার একাডেমিক পড়াশোনা তো আছেই, তার পাশাপাশি দেখা যায় আমার চাকরির জন্যও পড়াশোনা করতে হচ্ছে। কারণ যেহেতু আমাদের দেশের চাকরির অবস্থা খুবই খারাপ, চাকরির বাজার খুবই খারাপ তাই আমার কাছে আরকি মনে হয় যে এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া উচিত। তো স্বাভাবিকভাবে আমার এই ২ জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হচ্ছে এবং আরেকটা জিনিস যেটা আমি করে থাকি যেহেতু আমার নিজের খরচটা নিজে চালাতে হয়, আমি কিছু পার্ট টাইম, একটা পার্ট টাইম জব করি আরকি। তো ওইখানেও আরকি মনোযোগ দিতে হয় এবং ওইটা হলো আমার একটা ক্রিয়েটিভ লাইনের কাজ আরকি সত্যি বলতে ফ্রিল্যান্সিং কাজ করে থাকি। ক্রিয়েটিভ লাইনের যেহেতু ওইখানেও কিন্তু আমার ভালো একটা মনোযোগ দিতে হয় আমার কাজটা করার জন্য। কিন্তু এইযে যে সোশ্যাল মিডিয়া বা এইযে যে ফোন, এই ২ টা জিনিসের কারণে আমার যেটা হচ্ছে যে কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। হয়তো পড়তে বসেছি, ৫ মিনিট, ১০ মিনিট পড়ার পরে দেখা যায় যে অসস্তি একটা ফিল হয়। মনে হয় যে একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকি। ঢুকে দেখি কী হচ্ছে, কী ঘটছে এমন একটা অবস্থা হয় এবং যেটা বললাম যে আমি যেহেতু ফ্রিল্যান্সিং এ কাজ করি কম্পিউটার দিয়ে, অনেক সময় দেখা যায় কাজ করতে, করতে আমি মানে ট্যাবটা বন্ধ করে দেখা যায় তখন আবার ওই Facebook-কের ট্যাবে চলে যাই বা সোশ্যাল মিডিয়ার ট্যাবে চলে যাই। এই জিনিসটা এখন এত বেশি বেড়ে গিয়েছে যে আমার মানি জীবনটা অনেক বেশি হ্যাম্পার্ড হচ্ছে আমার দৈনন্দিন যে রুটিনটা, এটাও অনেক বেশি হ্যাম্পার্ড হচ্ছে।
উম ও। হ্যাঁ। উম হুম। আহ্হা! হুম। উম খুবই জটিল একটা সমস্যা। আ আমার মনে হয় যে আপনি খুব সম্ভবত আ সোশ্যাল মিডিয়া বা মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। খুব সম্ভবত আরকি। আচ্ছা আপনি কি একটু বলবেন যে আপনি দিনে কতক্ষণ মোবাইল চালান বা আপনি যদি কোন কাজের মধ্যে, হ্যাঁ? মোবাইল বা ল্যাপটপ ওপেন করেন বা সোশ্যাল আ স্ক্রল করেন এটা আসলে কতক্ষণ ধরে করেন?
জী। এখানে যদি আমি বলি জিনিসটা আরকি সত্যি বলতে আমার জন্য লজ্জা আর যে আমি এত বড় হওয়ার পরও আমি সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি, এবং আপনি যেটা জিজ্ঞেস করলেন যে আমি কতক্ষণ ব্যবহার করি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি যদি বলি আমি প্রায় সোশ্যাল মিডিয়া দিনে ৮ থেকে ৯ ঘন্টার মতো ব্যবহার করি এবং ওইটা যদি ফোনের সম্পূর্ণ ফোন ইউজ করার কথা বলি, তাহলে ওই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হয় যে ১০ ঘণ্টাও আমার চলে যায় ১১-১২ ঘণ্টাও চলে যায় সত্যি বলতে এবং আমি এজ এ স্টুডেন্ট এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি চিন্তারও যে এত সময় আমি ফোনের পিছে দিয়ে দিচ্ছি, এবং এত সময় সোশ্যাল মিডিয়ার পিছনে দিয়ে দিচ্ছি এবং এইখানে আমার চিন্তাটা আরও বেশি বেড়ে যায় হলে এই কারণে যে আমি আর কি সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারতেছি যে সোশ্যাল মিডিয়া থেকে আমি ভালো জিনিস থেকে আর কি আমার খারাপ জিনিসটা বেশি কনজিউম করতেছি। খারাপ বলতে আর কি যে জিনিসগুলো হয়তো আমার প্রয়োজন নেই আমি ওই জিনিসগুলো অনেক বেশি কনজিউম করতেছি। দেখা যাচ্ছে যে সারাদিন হয়তো ফানি কোনো রিলস দেখি, বা গান দেখি বা দেখা যায় কোনো ভিডিও দেখতে থাকি যেগুলো হয়তো আমার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই বা আমার নিজের জন্য কোনো উপকার হবে না কখনো। এই জিনিসগুলো দেখে, দেখে দেখা যাচ্ছে যে সময় পার হচ্ছে এবং সারাদিন পরে যখন ওই যে চোখ পড়ে আমার যে ডিজিটাল ওয়েং বিন ওয়েল বেইং আছে ফোনের মধ্যে ওইখানে যখন চোখ পড়ে এবং দেখি যে আমার আজকে ফেসবুক ৪ ঘন্টা ইউজ করা হয়েছে, ইনস্টাগ্রাম ২ ঘন্টা ইউজ করা হয়েছে এবং টোটাল ফোনটা ৯ ঘন্টা বা ১০ ঘন্টা ইউজ করা হয়েছে, তখন কিন্তু নিজের মধ্যে অনেক বেশি হতাশা কাজ করে যে এত বেশি ইউজ করে ফেললাম! সারাদিনে আমার যে পড়ার কথা ছিল হয়তো ৪-৫ ঘন্টা এটা তো করলামই না তার পরিবর্তে এই সারাদিন দেখা গেলে যে সময়টা আমি নষ্ট করলাম যেটা আমার এখন অনেক গুরুত্বপূর্ণ একটা সময়ের ভিতর দিয়ে যেহেতু যাচ্ছি। আমার গুরুত্বপূর্ণ একটা অংশ জীবনের গুরুত্বপূর্ণ একটা ফেজ, এই ফেজটা আমি নষ্ট করে যাচ্ছি এবং দিন, দিন নিজের মধ্যে একটা অনিশ্চয়তা বা একটা চিন্তা অনুভব হচ্ছে যে আমি ভবিষ্যতে কী করব না করব।
হুম। আহা! হুম। হু, হু বুঝতে পেরেছি। হুম। আহা! খুবই জটিল একটা বিষয়। আ আপনি তাহলে খুব নিশ্চিত ভাবেই যে সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। এটা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই। আ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজে বিষয়টা স্বীকারও করে নিয়েছেন। আ তবে এই আসক্তি থেকে বের হওয়ার জন্য অ্যা আপনি কি কিছু করেছিলেন বা কোন উদ্যোগ নিয়েছিলেন কি?
জ্বী। সত্যি বলতে এখানে যেটা করেছিলাম আমি একবার চেষ্টা করেছিলাম, যে আমি আর কোনোভাবেই ফোনটা ইউজ করবো না। তো একেবারেই দেখা গিয়েছিল যে আমি ফোনটা একেবারেই আমার অন্য রুমে রেখে এসেছিলাম। এবং একেবারে টোটালি ফোনটা ধরবোই না এমন একটা আর কি ডিসিশন নিয়েছিলাম। <smacks lips> কিন্তু ওইখানেও না আমি অনেক বেশি আনসাকসেসফুল হয়ে যাই। এবং অনেক বেশি অসফল হই। কারণ দেখা যায় যে এক ঘন্টা পরে আমার অবস্থা এত বাজে হয়েছিল যে, মানে মনে হচ্ছিল পড়তে বসেছি, দেখা যাচ্ছে যে হয়তো পাঁচ মিনিট পড়েছি। আমার কাছে মনে হচ্ছিলো যে আর পাঁচ ঘন্টা পড়ে ফেলেছি। এত সময় পড়তেছি। সময় কাটে না কেন? মানে কোনভাবেই না সময় কাটতেছিল না। মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে সময়টা আমার কাটছে না কেন? এবং ওই যে পড়াশোনায় যে মনোযোগ দিবো এটাও আরকি মনোযোগটা আসতেছিল না। এবং দেখা যাচ্ছিল যে বারে, বারে মনে হচ্ছিল যে কেউ হয়তো মেসেজ দিয়েছে। বা কিছু হয়তো একটা ঘটেছে যেটা সোশ্যাল মিডিয়া তে হয়তো দেখতে পারবো। বা বন্ধুরা হয়তো চ্যাট করছে এমন একটা জিনিস আর কি হচ্ছে। এখানে কি আপনি আমাকে কিছু পরামর্শ দিতে পারবেন, যে আমি কীভাবে আর কি আমার এই <smacks lips> সমস্যা থেকে বের হতে পারবো? এবং এই যে যেমন ফোন ইউজ করার যে বদভ্যাসটা এটা আমি কীভাবে দূর করতে পারবো? এবং সোশ্যাল মিডিয়াতে যে আমি অনেক বেশি সময় দিয়ে থাকি এটা আমি কীভাবে আর কি বের হতে পারবো? এবং এটার পরিবর্তে আমি কীভাবে অন্য কাজগুলো করতে পারবো, এবং আমার <smacks lips> কাজে যে মনোযোগের যে একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা আমি কীভাবে দূর করতে পারবো?
হুম। আহ হা! হুম। হু। আচ্ছা আপনার আ সব প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কমিয়ে ফেলতে হবে। সেটা যেভাবেই হোক। তবে আ এই কাজটা করার জন্য আপনাকে আ ২ টা বিষয় করতে হবে আবার আলাদা করে। আপনি যে কাজগুলো করেন, আপনার যে কাজ যেমন পড়াশোনা করা বা চাকরির পড়া, পড়া যেকোন কিছু এগুলোকে আ ছোট, ছোট ভাগে আপনি ভাগ করে নিবেন। হ্যাঁ। ছোট, ছোট ভাগে ভাগ করবেন। আদ আ যখন আপনি পড়বেন বা পড়ার সময় যখন হবে তখন আপনি কেবল পড়েই যাবেন, আপনি অন্য কোনো কিছু করবেন না। সেটা মোবাইল দেখা হোক বা অন্য কোন কিছুতে মনোযোগ দেয়া হোক এরকম কিছু করবেন না। তো এই সময়টাতে আবার অ্যা আপনার আ মনে কিন্তু মোবাইল চালানোর একটা তাড়না আসতে পারে যেহেতু আপনি মোবাইলে আসক্ত। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যেটা করবেন আপনি আ বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন মোবাইলে। এগুলো আপনাকে আ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল থেকে দূরে রাখবে। একটা নির্দিষ্ট সময় আ সফটওয়্যারগুলো মোবাইলটা অকেজো করে রাখবে। মানে আ মোবাইলে কোনো রেসপন্স হবে না বা কোনো কাজ করবে না। আপনি যদি মোবাইলটা বন্ধ করেন বন্ধ করে যদি নতুন করে ওপেন করেন তাহলেও কিন্তু মোবাইলগুলো কাজ করবে না। হ্যাঁ? তো এইটা আপনি করতে পারেন যে এ কিছু অ্যাপ ব্যবহার করা, কিছু ইউটিলিটি অ্যাপ ব্যবহার করা আর নিজের কাজটাকে ভাগ, ভাগ করে নেওয়া। যখন আপনি আ নিজের কাজ শেষ করবেন বা কাজের মাঝখানে যখন বিরতি হবে তখন আপনি আ মোবাইলটা দেখলেন। তো শুরুতে হয়তো একটু কঠিন হবে। তবে আপনি যদি চেষ্টা করেন ধীরে, ধীরে আমার মনে হয় যে আপনি আ অনেকটা সফল হতে পারবেন এই কাজে। আ আপনি কি কখনো এটা ভেবে দেখেছিলেন বা বিষয়টা কি আপনার মাথায় এসেছিল একবারও?
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। জ্বী। আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। সত্যি বলতে আপনি যে ২ টো কথা বললেন এবং যে দুটো পরামর্শ দিলেন, এই দুটোর একটাও আমার কখনো মাথায় আসেনি সত্যি বলতে। এবং আমার কাছে ম কেন যেন মনে হচ্ছে যে এই দুটো জিনিস আমার জন্য অনেক বেশি উপকারী হবে। আপনি শুরুতে যেটা বললেন যে কাজটাকে ছোট, ছোট অংশে ভাগ করতে এটাও কিন্তু আমার একটা সমস্যা ছিল। যখন আমি পড়তে বসতাম, যেহেতু এতদিন আমি সময় নষ্ট করেছি এবং এতদিন যেহেতু পড়াশোনা করিনি। তো প পড়াশোনা অবশ্যই অনেক বেশি জমে গিয়েছে। তো আমি যখন পড়তে বসতাম তখন মনে হত যে এত বেশি পড়া কীভাবে শেষ করবো। এই যে, যে একটা প্রেশার ফিল হত। এখন যদি কাজগুলোকে আমি ভাগ করি বা পড়াগুলোকে যদি আমি চ্যাপ্টার ভাইস ভাগ করি। তাহলে কিন্তু আমার মধ্যে এই প্রেশার টা কাজ করবে না, আমার মনে হচ্ছে এবং নিজের প্রতি অনেক বেশি, নিজের মধ্যে অনেক বেশি মোটিভেটেড ফিল হবে। যে আচ্ছা এখন আমি শেষ করতে পারবো হয়তো ১/২ ঘন্টা বা ১ ঘন্টার মধ্যে তো একটা চ্যাপটা শেষ করাই যায়। তো এটা শেষ করে ফেললে শেষ হয়ে যাবে এবং দিন, দিন দেখা যাবে যে আমার এটা হয়তোবা উন্নতি হবে আপনার এই, এই অ্যাডভাইসটা কিন্তু আমার অনেক চমৎকার লেগেছে এবং আরেকটা জিনিস যেটা বললেন। এটা আমি কখনোই ভেবে দেখিনি যে ফোনে কিছু সফটওয়্যার ইউজ করা যেগুলার মাধ্যমে আমার ফোনটাকে আমি একেবারে রেস্ট্রিকটেড করে রাখবো। যাতে করে আমি নিজে চাইলে নিজেও ফোনটা আর ইউজ করতে না পারি। সত্যি বলতে আমি এমনই আরকি চাচ্ছিলাম যে এমন কিছু একটা যদি আমি পাইতাম বা এমন কোনো যদি একটা উপায় থাকতো। কখনোই মাথায় আসেনি যে সফটওয়্যারের মাধ্যমে এই করতে এই জিনিসটা করা যাবে। যে ফোনটাকে একেবারে রেস্ট্রিক্টেড করে রাখবো। একটা নির্দিষ্ট সময় পরে হয়তো ফোনটা হাতে নিতে পারবো বা ইউস করতে পারবো। ওই সময়ের আগে কোনভাবেই ফোনটা ইউস করতে পারবো না। এটা যদি করি তাহলে সত্যি আমি ওই যে, যে সোশ্যাল মিডিয়াতে সময়টা ব্যয় করতাম এবং ফোনের পেছনে যে সময়টা ব্যয় করতাম। ওই জিনিসটা করার কারণে দেখা যাবে যে ওই সময়টা আর ব্যয় হবে না। ওই সময়টা ওইটার পেছনে না দেওয়ার পরিবর্তে আমি আমার পড়ার পেছনে পরি এই সময়টা দিতে পারবো এবং কাজের পেছনে সময়টা দিতে পারবো। আপনার এ এডভাইস গুলো খুবই চমৎকার ছিল আমি অবশ্যই চেষ্টা করব এডভাইস গুলো মেনে চলার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। আ আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার আ কথাগুলো বলার জন্য, আপনার সমস্যাটা আমাকে জানানোর জন্য। তবে আমি এখানে ছোট একটা বিষয় অ্যা যুক্ত করে রাখি। যদি আ আমার পরামর্শগুলো আপনার কাজ না করে, তবে আপনি একজন আ প্রফেশনাল মানুষের সাহায্য নিতে পারেন। একজন আ প্রফেশনাল সাইকোলজিস্ট এর কাছে কিন্তু আপনি যেতে পারেন। যেহেতু আপনার সমস্যাটা অ্যাডিকশন সংক্রান্ত। হ্যাঁ? আমার মনে হয় আপনি অবশ্যই আ সমস্যাটা কাটিয়ে উঠবেন। এভাবে সাধারণভাবেই হয়তো কাটিয়ে উঠবেন। কিন্তু তাও যদি না পারেন তাহলে পরামর্শ থাকবে একজন প্রফেশনাল মানুষের কাছে যাওয়ার। আপনার শা জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন আপনি।
জি। আচ্ছা। জ্বী। আচ্ছা। আ আপনার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লাগছে এখন। এবং নিজের মধ্যে অনেক বেশি মোটিভেশন ফিল হচ্ছে যে আমি এখন পারব এই সমস্যাটা দূর করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এডভাইস গুলোর জন্য।